হ্যাঁ ভাই, একদম।
আ শিক্ষা ক্ষেত্রে হ্যাঁ বা চিকিৎসা ক্ষেত্রে। আ বা বিশেষ করে ভ্রমণে। আসলে প্রত্যেকটা খে ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির ব্যবহারটা অসাধারণ।
জ্বী। উ জ্বী। একদম। আগে তো হাড় ভাঙলে ভাই ঐটাকে কবিরাজ বা ওই যে পাশের ইয়ে দিয়ে অনেক কষ্ট করে বোঝা জা বোঝা লাগতো যে আসলে কোথায় ভেঙেছে। আর হাড় ভেঙে গুড়ো হয়ে গেলে তো আসলে ব্যাপারটা বোঝা যেত না। তখন ঐ জায়গা থেকে মানুষের পচন ধরে যেত। তবে বর্তমান সময়ে এক্সরে এর যে আবিষ্কার ঐটাতে তো একদম স ক্লিয়ার আরকি আ একটা পিকচার দিয়ে দেয় যে যেখানে আরকি হাড় কোথায় ভেঙেছে বা কত ইঞ্চি ভেঙেছে স সম্পূর্ণ একটা পরিমাপ দিয়ে দেয় ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আসলেও অসাধারণ, অসাধারণ।
উ জ্বি। তো আর ভবিষ্যতের কথা যদি বলেন তো আমার তো মনে হয় যে আসলে ভবিষ্যতে প্রযুক্তির যে আধুনিক যে প্রযুক্তি এটা ছাড়া আশেপাশে আর কিছুই দেখা যাবে না। দেখা গেল যে আপনার Uber রাইড চলছে কোনো প্রকার ড্রাইভার ছাড়া আরকি। আ যে আপনি কোথাও এমার্জেন্সি যাবেন তো আ এমন একটা লেন থাকবে সেখানে আরকি একটা গাড়ি থাকবে বা ক্যাবিন থাকবে সেই ক্যাবিন আপনাকে নিয়ে চলে যাবে আরকি। যে অমুক জায়গায় যাওয়ার জন্য।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আসলে, আসলে খুবই সুন্দর একটা। আবার দেখ প্রযু প্রযুক্তি আরেকটা আমাদের সিস্টেম পদ্ধতি আনছে যেটা হচ্ছে
তবে <clears throat> উ জ্বী।
আ এইযে Pathao Uber। <chuckles> দেখেন আমরা কিন্তু সহজেই হ্যাঁ একটা ভ্রমণ করতে পারছি। আমরা একটা বাইক পাচ্ছি, কার পাচ্ছি।
হুম। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আপনার বাসায় হ্যাঁ, বাসায় বাসায় থেকে আপনাকে পিক করে নিয়ে যাচ্ছে, যে এটা হলো সবথেকে বড় ব্যাপার ভাই। আমার কাছে মনে হয়। যে এখানে তো আপনার আ আ প্রযুক্তির কল্যাণ ঠিক আছে বাস বাস আ বা মোটরবাইক যেগুলা আছে ভাড়া মারে। এটা তো একটা ঠিক আছে। তবে Pathao তে বা কল করলে বা Uber এ কল করলে আপনার আপনি যেখানে আছেন সেখান থেকে নিয়ে আপনার গন্তব্যে দিয়ে আসছে। এটা খুবই একটা বড় একটা ব্যাপার। বা আপনার ক্ষুধা লাগছে আপনি foodpanda য় যেয়ে খাবার অর্ডার করতে পারছেন, হাংরিতে যে খাবার অর্ডার করতে পারছেন। আর ওইটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles>